আসলে বর্তমান যুগে আমাদের যে এত টেকনোলজি আমাদের আশেপাশে। তো আসলে টেকনোলজি ছাড়া তো আমরা থাকতে পারি না যেটা আসলে সঠিক। বাট আমার রিসেন্টলি আসলে প্রয়োজনের চেয়ে একটু বেশিই টেকনোলজি আমার বলব যে লাইফে হয়তো হস্তক্ষেপ করছে। মানে অবশ্যই এটা আসলে আমার নিজেরই উপরই depend করে যে আমি কতটুক হয়তো consume করছি। বাট এখন মনে হচ্ছে যে আসলে আ না চাইতেও অনেক বেশি টেকনোলজি আমি লাইফে ইউস করছি। অ্যান্ড এটার জন্য আসলে বিভিন্ন ধরনের সমস্যায়ও পড়তে হচ্ছে আমার। অ্যান্ড এই সমস্যাগুলো আসলে দীর্ঘমেয়াদী। আমি বুঝতে পারি যে হয়তো আমার এইগুলা ঠিক করা লাগবে বাট আসলে ওই আসলে এতটা বলব যে caught up হয়ে গেছি টেকনোলজি তে, বারবার আসলে আগের সমস্যাতেই ফিরে যাচ্ছি।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। আহ আপনাকে কিন্তু বেশ বিচলিত মনে হচ্ছে বিষয়টা নিয়ে। এবং আ উম বিষয়টা যে অনেক গভীরভাবে আপনি ভাবছেন। আর এটার খারাপ দিকগুলোও কিন্তু আপনার সামনে চলে আসছে। যার কারণে আপনি বিচলিত হয়ে গেছেন। আ এটা স্বাভাবিক আ আম বিচলিত হওয়াটা। আ তবে এখান থেকে হয়তোবা সমাধানটাও বের করা সম্ভব। আপনি যে বলছিলেন যে আ বেশ কিছু সমস্যায় আপনি পড়ছেন এই টেকনোলজি ব্যবহারের কারণে। অ্যা কী ধরনের সমস্যাটা হচ্ছে আপনার এব যার কারণে আপনি বিচলিত বোধ করছেন এতটা, একটু বলবেন?
উম জি। উম জি। আহ আসলে এই আমার তো ধরেন সামনে সেমিস্টার ফাইনাল। সো সারা সেমিস্টার ধরেই পড়ালেখা করা হইছে। এবং আ পড়ালেখাও কিন্তু আসলে আমার মোবাইলেই করি। আ এখন ধরেন ক্লাসে বই তো আর লাগে না। মোবাইলেই সব বই থাকে PDF থাকে, slides থাকে। সো এগুলো দিয়ে আসলে পড়ালেখা করা হয়। সো বাসায়ও আমার এই কম্পিউটার আছে। কম্পিউটারের হয়তো ঐগুলো ওপেন করে, বাসায় পড়ালেখা করি। বাট আসলে এখন ধরেন আ পড়তে বসলে যে একটু মনোযোগের যে ব্যাপারটা, মনোযোগ দিয়ে concentrate করে পড়ব, এটা আসলে হয়ে ওঠে না। দি যেমন আ ধরেন পড়তে বসছি। এখন একটা টপিক বুঝতে হয়তো আমার YouTube এ যাওয়া লাগতে পারে বা একটা সার্চ দেওয়া লাগতে পারে। তখন ধরেন ফোনটা হাতে নিলাম। আমি আ যেজন্য ফোনটা হাতে নিয়েছি ওই কাজটা না করে distracted হয়ে আমি অন্য কোন নোটিফিকেশনে চলে যাচ্ছি বা অন্য কোন অ্যাপ ওপেন করতেছি। অ্যান্ড এইটা করে আসলে আমি ওইটার ভিতরে যে ঢুকছি আমার খেয়ালই নাই যে আমার পড়তে হবে। বা actually কেন আমি ফোনটা হাতে নিছি? কত সময় চলে যাচ্ছে? এগুলো আসলে খেয়াল থাকে না। সো এই মুহূর্তে আসলে মনোযোগটা রাখতে আমি মানে বারবার বিচলিত হয়ে যাচ্ছি। মানে কন্স অ্যা মানে একটু conscious থাকলেও মাঝে, মাঝে আসলে আবার বিচ্ছিন্ন হয়ে আমি সেখানেই চলে যাচ্ছি। সো এটা নিয়েই আসলে বেশিরভাগ সময় struggle করছি।
আচ্ছা। ওকে। হু, হু, হু। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। ওহহো! হ্যাঁ। ওহহো! উম হুম, বিষয়টা আসলেই বিচলিত হওয়ার মতোই। আসলে হয়েছে কিনা যে আ প্রযুক্তি আমাদের এতভাবে ঘিরে ধরেছে, যে প্রযুক্তির বাইরে যাওয়াটা আমাদের জন্য অনেকটাই আ কঠিন হয়ে যাচ্ছে। এই যে বললেন প্রযুক্তি, আপনাকে যেমন পড়াশোনায় সহযোগিতা করছে, সবকিছু মুঠোর মধ্যে নিয়ে আসছে আবার কিন্তু আপনাকে আ বিভিন্নভাবে চেষ্টা করছে যে আ আপনার ফোকাস টা যেন না থাকে, মনোযোগটা যেন না থাকে। তো এটা আসলে প্রযুক্তির ভালো-খারাপ ২ টা দিকই আছে। আর এটার কারণে কি আপনার পড়াশোনার কোন অ ক্ষতি হচ্ছে যে উম বা শারীরিক কোন সমস্যা বোধ করছেন কিনা? যে ঘুম কমে যাওয়া বা আ একটু অস্বস্তি লাগা বা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া। এই যে মনোযোগ যে ধরে রাখতে পারছেন না। এটার উ ফলাফলটা আম কি কি ধরনের ফলাফল আপনাকে দিচ্ছে?
হ্যাঁ। জ্বী। উহুম। আসলে হ্যাঁ, এই ঘুমের ব্যাপারটায় আমার সমস্যা হচ্ছে। পরীক্ষার কথা বলতে গেলে খারাপ হচ্ছে না, বাট আমার মনে হয় যে এই distraction গুলো না থাকলে আমি হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারতাম। তো আ এই তো পড়ালেখা করে যখন আমি ধরেন ঘুমোতে যাব, তখন হয়তো ফোনটা হাতে নিয়েই শুয়ে, শুয়ে আমি ঘুমোতে যাচ্ছি। বাট এই ফোন ইউজ করতে, করতে তখন নাকি আবার ফোনের এই বেগুনি রশ্মি নাকি মানুষের ঘুমটাকে, মানে রিসার্চ করে দেখলাম যে আসলে আসতে দেয় না। সো, এই ব্যাপারগুলা আসলে সমস্যা হচ্ছে। মেইন সমস্যাটা হচ্ছে যে আমি জানি যে, "হ্যাঁ এটার সমস্যা এইটা।" বাট এতটা আসলে বলবো যে আমরা caught up হয়ে গেছি, যে অ্যা রাখতেই হয় ফোনটা পাশে। যে সকালবেলা হয়তো অ্যালার্ম ঘুম ভাঙানো লাগবে। আবার রাতের বেলা হয়তো ঘুমোতে যাওয়ার আগে কিছু দেখে লা যাওয়া লাগবে ফোনে। আবার অনেক সময় কিন্তু আমাদের ধরেন অনলাইনে কোনো কোর্স করলে, লাইভ ক্লাসগুলো দেখেন ৯ঃ৩০ টায় দেয়, ১১ঃ০০ টায় দেয়। সো রাতে আরকি স্ক্রিন এর সামনে থাকতেই হয়। সো ঘুমের সমস্যাটা আমার মনে হয় যে পড়ালেখার থেকে ঘুমের সমস্যাটা বেশি হচ্ছে। অ্যান্ড পড়ালেখার মধ্যে আমার মনে হয় যে এই যে distracted হওয়াটাই সবচেয়ে বেশি সমস্যা করছে আমার জন্য। যেটা হয়তো, না হইলে আরও ভালো রেজাল্ট আমি <smacks lips> করতে পারতাম।
আচ্ছা। উ-হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ওকে, হ্যাঁ তা তো বটে। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওকে। হুম। উম আ আসলেই আপনার কথা শুনেই মনে হচ্ছে যে অ্যা আপনার এ প্রযুক্তিটা হয়তোবা আপনাকে আ আরেকটু ভালো করতে পারতো। সেটার জায়গায় হয়তোবা আ একটু সমস্যাই করতেছে আপনার জন্য এবং আপনি বেশ বিচলিত বোধ করছেন এটা বিষয়টা নিয়ে। আপনি ঘুমের সমস্যার কথা বললেন। তো আপনার সারাদিনের রুটিন টা কেমন? মানে অ্যা আপনি বললেন আপনার সেমিস্টার উম ফাইনাল সামনে। অ্যা সারা বছর ভালোই পড়াশোনা করেছেন। তো অ বর্তমানের রুটিনটা কেমন? আপনাকে কি ক্লাসে যেতে হয়? আর সারাদিনে কতটুকু সময় আপনি স্ক্রিন এ ব্যয় করেন? আর কতটা সময় আপনি ল্যাপটপে ব্যয় করেন? কতটা সময় আপনি মোবাইলে ব্যয় করেন? এটার কি কোন একটা track কোন রাখেন আপনি?
জ্বি। দি জ্বি। আ প্রতিদিন আসলে বলব যে স সেম হয় না। বাট ধরেন যেদিন ক্লাস থাকে সেদিন তো আসলে সকাল, সকাল উঠা লাগে। এই ধরেন আমার ৪ দিন ক্লাস থাকে ৭ দিনের মধ্যে। ৩ দিন হয়তো বন্ধ থাকে। সো আমি আসলে ঘুমের একটা ফিক্সড রুটিন করতে পারতেছি না। যেদিন ধরেন বন্ধ থাকে
হুম। আ ওকে।
তখন আবার আগের রাতে মানে এত তাড়া থাকে না। যে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে ক্লাস আছে এরকম তাড়া নাই। তাই ধরেন যে রাতে হয়তো ওই discipline টা থাকে না যে আমি ফোনটা রেখে এখন ঘুমাতে যাবো। বাট যেদিন আবার ধরেন ৩ দিন বন্ধ থাকার পর আবার ক্লাস থাকে। তখন আসলে এই যে একটা habit হয়ে গেছে যে রাতে ঘুমাই দেরি করে। ওইটা ওইদিন কিন্তু আমি চাইলেও আবার তাড়াতাড়ি ঘুমাতে পারছি না। তো না ঘুমাতে পারলেও সকালে কিন্তু আমার ঠিক তাড়াতাড়ি উঠা লাগতেছে। সো তখন আবার ওইদিন ঘুমের সমস্যা হয়। হয়তো ৪ ঘন্টা ৫ ঘন্টা ঘুমাতে পারি। তো এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। অ্যান্ড এটা থেকে মানে বেরোতে পারতেছি না যে একটা ফিক্সড রুটিন করব। বাট বন্ধের দিন গুলাতে আসলে বেশিরভাগ সময়ই বাসায় থাকি। অ্যান্ড বাসায় থাকলে আসলে স্কিন এর সামনেই থাকা হয় আসল বাসায় তেমন কাজ আমার নিজের করা লাগে না। সো এই স্ক্রিন এর সামনেই বেশি থাকা হয়। বাট ব বাহিরে থাকলে যেদিন ক্লাস থাকে তখন ক্লাসে থাকি। এরপর আ আবার আসা-যাওয়াতেও ২-৩ ঘন্টা চলে যায়। কারণ ভার্সিটি একটু দূরে। সো সব মিলায়ে আমার মনে হয় যে অ্যা ফিক্সড কোন রুটিন নাই, একেক দিন একেক রকমই যায়।
হুম, হুম, হুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। রাইট। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ বিষয়টা হু ,হু। হুম। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না আব টে ঠিক আছে। ব্যা বিষয়টা কিন্তু অতটা জটিল না। আপনি আমা আমার মনে হয় যে আপনি ছোট, ছোট কিছু অভ্যাস করলে আপনার এ যে মনোযোগের আ সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা থেকে কিন্তু বের হয়ে আসা সম্ভব। তো প্রথমত যেটা আসলে অ্যা স্ক্রিন টাইম টা আ আমার যেমন productivity কাজে লাগাই। তারপরেও কিন্তু একটা আ কি বলব? একটা recommended time আছে, হ্যাঁ? আপনি ইতিমধ্যে ultraviolet আ যে রশ্মি অতিবেগুনি রশ্মির কথা বললেন। এটা কিন্তু আসলেই খুব ক্ষতিকর শরীরের জন্য। এবং অ্যা এটা ভালো যে আপনি আ নিজেই এটা রিসার্চ করে বের করে ফেলছেন। তো যেটা নিজের জন্য ক্ষতিকর, এটা থেকে তো আমাকে একটু দূরে থাকতেই হবে, তাই না? আ তো এটা গেল একটা বিষয়। আর আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আ প্রযুক্তি নিয়ে অনেক, অনেক ব্যবহার করেন আপনি। আ প্রযুক্তির যে নোটিফিকেশন গুলো আছে, একটু নোটিফিকেশন থেকে বিরতি নেয়া, হ্যাঁ? স্ক্রিন টাইমটা একটু কমিয়ে ফেলা। আ প্রতিদিনের যে রুটিনটা আছে ১/২ ঘন্টা হোক, ১০ মিনিট হোক। আমি আগের দিনের চেয়ে প্রয়োজনীয় যে স্ক্রিন টাইমটা আছে, আমি শুধু সেই সময়টাই ব্যবহার করি। এর বেশি যেন আমি একটু না করি। আর না করলে কী করব? আ সে বিষয়টা একটু মাথায় রাখা। আরেকটা হচ্ছে যে আ আপনি যেটা করতে পারেন। আ যদি লম্বা সময় ধরে স্ক্রিন ব্যবহার করতে হয়, তাহলে হয় কি? হয়তো আ ১৫ মিনিট বা ২০ মিনিট পরে আপনি ছোট একটা বিরতি নিলেন। একটু ফোনটা পাশে রেখে একটু হাঁটাহাঁটি করলেন অথবা একটু পানি খেতে গেলেন, হ্যা? তাতে হবে কি? আপনার আ চোখের যে একটা সয়ে যাওয়ার বিষয়টা আছে, এ continuous আ একটা চলমান একটা সমস্যার মধ্যে থেকে সে একটু বিরতি পাবে। ও একটু রিফ্রেশ হওয়ার সুযোগ পাবে। এই পরিস্থিতিতে আপনি একটু বিবেচনা করে দেখতে পারেন। আর আমি বলব আপনার আ যে একটু শখের কথা শুনতে চাই। যে শখের বিষয়গুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন, তো আ সেটাও কিন্তু আপনার স্ক্রিন টাইম এর উপর নির্ভরশীলতা একটু কমিয়ে দেয়। এমন কোন শখ কি আছে আপনার? যেটা আপনি আ এটা খেলাধুলা হতে পারে, অন্য কিছুও হতে পারে?
আচ্ছা। জি। জি। উম জি, ভাই। জি, জি। হু, হু। আচ্ছা। জি, জি। হু, হু। আচ্ছা। হ্যাঁ, আপনার মানে পরামর্শগুলো মনে হচ্ছে যে আমার কাজে লাগবে। আসলে এভাবে আগে ট্রাই করা হয় নাই। আ সো, আমি মনে হয় হ্যাঁ, এইগুলো ট্রাই করলে হয়তো কোন different result আসবে। অ্যান্ড আপনি যে আমার হবির কথা জানতে চাইলেন, হবি বলতে আসলে আমার বিড়াল আছে ২-৩ টা। আ আমার বলতে আমার না, বাট এই community বিড়াল। বাসার আশেপাশেই থাকে। হ্যাঁ।
জী। আচ্ছা, আচ্ছা। আপনার ও আচ্ছা! ওকে।
সো, এই এরা আসলে মাঝে, মাঝে আসে আমার বাসায় ঢুকে যায় এবং খাবার দিলে খায় এবং আ হয়তো আমার সাথে মানে শরীরের উপর উঠে বসে থাকে। তো তখন আরকি ওদেরকে ধরেন একটু আদর করলাম বা খেললাম ওদের সাথে। আবার ধরেন পরে চলে যায় ওরা। আবার খাবার সময় হলে ঠিকই চলে আসে। সো হ্যাঁ, এই বিড়ালের সাথে সময় কাটানো হয় আর মাঝে, মাঝে একটু হাঁটতে বের হই। আ এটা হচ্ছে আসলে আ বাহিরে যে কুকুরগুলো থাকে না? এরাও আসলে বলব যে আমার সাথে একটু ভাব আছে। সো ওদের সাথেও আসলে একটু সময় কাটাই। এটাই আরকি।
হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা! হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বাহ! বাহ! আ খুব ভালো লাগলো কিন্তু আপনি একজন পশুপ্রেমিক। আ আ তা এটা এটা কিন্তু অনেক ভালো একটা দিক। এবং আপনার মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এটা অনেক ভালো একটা কৌশল হিসেবে কাজ করতে পারে। আ আপনি স্ক্রিন-টাইম টাকে কমিয়ে আপনি এই দিকে একটু আর একটু মনোযোগটা বাড়িয়ে দিতে পারেন। আর যেটা বললাম, একটু বিরতি নেয়া। তারপর আ ম মোবাইলের উপর নির্ভরশীলতাটি একটু কমিয়ে দেওয়া, একটু নোটিফিকেশন টা কমিয়ে রাখলেন। নিজের দিকে একটু সময় দিলেন, একটু নিজের একটু যত্ন নিলেন, হ্যাঁ? খুব সিম্পল কিছু জিনিস যদি আপনি অ্যা প্র্যাকটিস করতে থাকেন, আপনার মনোযোগটা ফিরে আসবে। এর বাইরেও যোগব্যায়াম করতে পারেন। অ্যা কিছু টেকনিক আপনি YouTube এও দেখে নিতে পারেন। সেগুলো কিন্তু আপনার মনোযোগ ফিরিয়ে নিতে অনেক কাজে লাগবে। তা আপনার জন্য কিন্তু অনেক শুভকামনা থাকলো। আমার বিশ্বাস আপনি খুব আ দ্রুতই আপনার সামনে পরীক্ষা, আপনি এই মনোযোগ ধরে রেখে পরীক্ষায় ভালো করবেন।
জি। আচ্ছা। উম জি, ভাই। জি, জি। আচ্ছা। অবশ্যই আমি চেষ্টা করব। আপনি যে উপায়গুলো বলে দিলেন অ্যা এগুলো নোট করব। এবং একটা, একটা করে অবশ্যই চেষ্টা করে দেখব যে ডিফারেন্ট কোন রেজাল্ট আসছে কিনা। আমার মনে হচ্ছে যে ভালো কোন পরিবর্তন অবশ্যই আসবে। অ্যান্ড আবারও আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমার মনে হয় যে এগুলো কাজে লাগবে।
নিশ্চয়ই। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। এবং আপনার আ যে প্রতিবেশী বিড়াল আছে, তাদের জন্যও মা উম শুভকামনা থাকলো। আশা করি আপনি ভালো একটা পরীক্ষা দেবেন। ভালো থাকবেন।
জি।